আমার কাছে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এগেইন আমি হচ্ছে বেশিরভাগই প্র্যাকটিক্যাল মানুষ। আমার হচ্ছে আ আর্ট পিস পছন্দ, বাট সেটা আমি নিজের জন্য কিনবো, নিজের ফ্যামিলির জন্য, উপ ঘরের জন্য কিনব। এটা আমার মাথায় ওইভাবে আসে না। আমার আর্ট হচ্ছে কিছুটা আমার মানসিক বা সা দিক থেকে, মনের জায়গা থেকে আসে। ফিজিক্যাল কোনো প্রোডাক্টে আমি আর্টের তেমন একটা মানে কি বলবো, অ্যাট্রাকশন হ্যাঁ, হ্যাঁ, পছন্দ হয় আসলে হয় না। এটা নিয়ে আমাকে অনেকে, অনেক, কথা শুনিয়েছে যে, তুই গানবাজনা করিস, পছন্দ করিস। সেই মানুষ আমি বললাম, দেখো, আমি রিয়েল লাইফে অনেক প্র্যাকটিক্যাল। মিউজিক আমার জন্য আলাদা একটা বিষয়। but in general আমি খুব প্র্যাকটিক্যাল একটা মানুষ। আমার আসলে ছবি, অ্যা কোনো মোমবাতি সুন্দর, বা কোনো একটা ছোট আর্ট পিস এগুলো পছন্দ না, অ্যা এ কথাও জি একই সাথে এটাও বলতে হবে, আমার বেড ল্যাম্পের পাশে কিন্তু মোমবাতি, আর্টিস্টিকের জিনিসপত্র আছে। বাট সেটা আমার ওয়াইফের কেনা, আমার নিজের কেনা না আরকি। তো আমি এগুলো পছন্দ, পছন্দ, করি না, এমন না। অপছন্দ করি, সেটা না। বাট আমাকে অতটা অ্যাট্রাক্ট করে না আরকি।
আচ্ছা। হুম। আসে না, হ্যাঁ। পছন্দের কিছু না। <chuckles> <chuckles> আচ্ছা, হ্যাঁ। প্র্যাকটিকাল মানুষ। পথ ভুলানো। আচ্ছা। হু। মানে অ্যাট্রাক্ট করে না একটা কিন্তু আকর্ষণের ব্যাপার কিন্তু থাকেই। তো, সেক্ষেত্রে যেহেতু আপনি বিষয়টি দেখেছেন যে আসলে বিষয়গুলো আপনার কাছে পছন্দ না, আর আপনি যেহেতু আসলে প্র্যাকটিক্যাল থাকতে পছন্দ করেন, তো এটা আসলে খুব একটা ভালো বিষয়। কারণ যে, আমি মিউজিক ধরণের লোক বলে যে আমাকে এগুলো পছন্দ করতে হবে বা সাথে রাখতে হবে, ব্যাপারটা এমন নয়। এটা বেশ একটা ভালো ব্যাপার, কারণ মানুষের কিন্তু অ্যা নিজস্ব একটা ব্যাপার কিন্তু থাকেই। তো, আরাম করার কর্নারে কোন ধরনের সুগন্ধি আ বা অ্যারোমা আপনার কাছে সবচেয়ে রিল্যাক্সিং লাগে বলে মনে করেন?
অবশ্যই, জি। আ জি, জি। হু। হুম, আমার অ্যাকচুয়ালি ইসে সুগন্ধিতে একটু অ্যালার্জি আছে। ছু খুব বেশি সুগন্ধি আমার, আ আনফরচুনেটলি, নেওয়া পড়ে না। বাট যেটা হয়, আমি খেয়াল যে করে দেখেছি, আতরে আমার খুব বেশি প্রবলেম হয় না। মসজিদে, বিশেষ করে যখন নামাজ পড়তে যাই, ছোটবেলায় যেটা হতো, মুয়াজ্জিন যিনি ছিলেন না, উনি এলাকার পরিচিত ছিল তো, উনি হচ্ছে হাতে সামান্য আতর দিয়ে দিতেন। ওইটা আমার কখনোই প্রবলেম হয়নি। বাট পরবর্তীতে বড় হওয়ার পরে যেটা দেখেছি, যখনই কোনো সুগন্ধি, বিশেষ করে সেন্ট, টিপিক্যাল সেন্ট সবাই মেখে থাকে, ওগুলা যখন ইউজ করা শুরু করলাম, আমার হচ্ছে মাথাব্যথা হতো আর জি, জি, মাথাব্যথা শুরু হতো। তো আমি দীর্ঘদিন এটা প্রবলেম ফেস করেছি। এবং এটাও দেখেছি যে, ইভেন একটা গাড়িতে উঠেছি, বসে আছে। হয়তো বা বা বা বড় ভাই, তারা হচ্ছে সেন্ট ইউজ করছে। আমার মাথাব্যথা শুরু হয়ে গিয়েছে। তো এখন যেটা করি, আ যে এখন যেটা করি সাথে একটু আতর রাখি। কারণ যদি কোথাও যেতে হয়, এবং কেউ যদি সেন্ট মাখে, প্রবলেম হবে তো, হাতে একটু আতর সাধারণত নিয়ে চলাফেরা করি। কারণ আতরটা সাথে থাকলে আমার নাকে তখন আতরের গন্ধটা যাচ্ছে। <chuckles> যার ফলে হচ্ছে, আমার মাথাব্যথাটা হচ্ছে না আরকি।
আচ্ছা। হুম। আতর দিয়ে দিতেন। আচ্ছা। তা আপনার অ্যালার্জেটিক প্রবলেম হয়? আচ্ছা। আচ্ছা। না, হতেই পারে আসলে। হু। আতরের গন্ধটা যাচ্ছে না। না, এটা এটা কিন্তু একটা ব্যাপার। কারণ, সবার যে আসলে সুগন্ধি ভালো লাগবে। বা তো আর শরীরের সাথে বিষয়টা যাবে, ব্যাপারটা এমন না। যেহেতু আসলে আপনার এলার্জি আছে বিষয়টা নিয়ে, তো এই ক্ষেত্রে আসলে বিষয়টা এভয়েড করাই বেশ ভালো। সে ক্ষেত্রে আসলে আপনি যেহেতু আতর ব্যবহার করতে পছন্দ করেন, আতরোটা আতরটাও কিন্তু একটা সুগন্ধি এবং এটাও কিন্তু বেশ সুন্দর একটা ব্যাপার। তো, কর্নারে রাখা ছোটখাটো আইটেম, যেমন, বুক মার্ক, ব্ল্যাঙ্কেট বা কফি মগ, কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন?
জি। উম জি, জি। উঁ হু।